অবশ্যই মনে হয়। অবশ্যই মনে হয় যে, তরুণদের যে তরুণরা তো আজকাল জেগেই থাকে, ঘুমায় না। ওই Facebook নিয়ে। Facebook বলতে সোশ্যাল মিডিয়া
হুম, এইটা ঠিক বলেছেন। যেটা তাদের আ শারীরিক দিক থেকেও কিন্তু আসলে চাপটা বাড়ায়, তাই না?
প্রচণ্ড পরিমাণে শারীরিক দিকে মানসিক চাপ তো আছে, আপনার শরীরেরও ক্ষতি করে। ব্রেনের ধারণ ক্ষমতায় থাকে, চোখের উপরে প্রভাব পড়ে, ঘাড়ে ফিটে পিঠে ব্যাথা, weight বেড়ে যাওয়া, নানান ধরনের সমস্যা কিন্তু আছে। হ্যাঁ?
তা তো অবশ্যই। আচ্ছা, বুঝতে পেরেছি। তো <smacks lips> এইযে আপনি বিষয়টা বললেন এবং আপনার আব একটা জিনিস কিন্তু বেশ আ বোঝাই যাচ্ছে যে, আপনি মোটামুটি সোশ্যাল মিডিয়াটার সবচেয়ে কিভাবে ভালো ব্যবহার করা যায় সেটা কিন্তু আপনি জানেন।
এ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মানিও। সেটা মানারও চেষ্টা করি। <chuckles>
তো আপনার কাছে আসলে একটা জিনিস জানতে চাই যে, FOMO বা বলা যে, অনলাইন যে, তুলনার যে, বিষয়টা সেটাকে নিয়ে আপনার ধারণাটা কি বা সেটা আসলে কিভাবে মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে? সেটা যদি একটু পরিষ্কার করতেন।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তুলনাটা তো খুবই ব্যা ওটা অ্যা overcome করা খুব বেশি সহজ বোধহয় অনেকের জন্যে না। যে, আ অন্যের কি হচ্ছে না হচ্ছে আমার দরকার নাই, অন্যের কি আছে না আছে দরকার নাই। আমার যা আছে আমি ভাই তাই নিয়েই খুশি আছি। এরকমটা খুব কম। কারণ হচ্ছে যে, মানুষ খুব বেশি আকৃষ্ট হয় দেখে। জী আরেক এইযে এইযে দেখছেন না বাচ্চা বা বাচ্চা, বাচ্চা মেয়েরা ড্রেস দেখে অমুকের ড্রেস অমুক নাটকের ড্রেস দেখে যে, ফ্যামিলিতে pressure create করে এবং অনেক সময় অনেক হ্যাঁ। হ হ্যাঁ, খারাপ ঘটনাও ঘটে যায়। আমরা মাঝে, মাঝে সেটা আবার সোশ্যাল মিডিয়াতেই দেখি, যে, ঘটে যাচ্ছে। এইগুলো থেকে আমাদের বের হয়ে আসা দরকার এবং তার জন্যে আসলে অভিভাবকদের অনেক বেশি সচেতন, অনেক বেশি যত্নবান হওয়া দরকার বাচ্চাদের সাথে ব্যবহার, তরুণ প্রজন্মের সাথে বন্ধুত্ব গড়ে তোলা, সময় কাটানো এগুলোর খুব দরকার। না হলে চাপটা বাড়তেই থাকবে।
আচ্ছা। মানে ওইযে মানুষেরটা দেখে আসলে চাহিদার একটা বিষয় বা "ওর কাছে আছে আমার কাছে কেন নাই?" হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটাই কিন্তু আসলে FOMOর একটা বড় উদাহরণ। তাই না? জি। বুঝতে পারছি। আচ্ছা।

পরিবার থেকে তো অবশ্যই আসতে হবে। তারপরেও বাবা-মাও এখন সন্তানদের কাছে জিম্মি হয়ে যাচ্ছে। ঐ যে কথা বললাম আপনাকে যে, আ ফোন দিবেন না বাচ্চার কাছে। ফোন না দিলেও আরেক সমস্যা। বলবে আমি অনলাইনে কোচিং করি, অনলাইনে ক্লাস করব। ক্লাসে এটা দিয়েছে আমি তার আ সমাধান খুঁজে পাচ্ছি না। আমি চ্যাট জিপিটির কাছে দেখব। আমি গুগল সার্চ করব। নানান অজুহাত দিয়ে সে ঠিকই বাজে দিকে চলে যায়। এখন আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানে ফোন ব্যবহার করা একটা বন্ধ করার ব্যবস্থা করা যায় সরকারিভাবে সেটা খুব ভালো হয়। কারণ, শিক্ষকদের কথা শোনে না।
অ্যা হ্যাঁ। হুম, বুঝতে পেরেছি। আচ্ছা! হূ, হূ। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে আপনার কি মনে হয় না এটার ব্যবহারটাকে আসলে সীমিত করা দরকার। বা কারণ প্রয়োজনীয় অনেক কাজও কিন্তু বর্তমানে স্মার্টফোনে কিন্তু হয়ে থাকে। তো সেক্ষেত্রে আসলে আপনি কি এটার জন্য একটা নিয়মকানুন বা নীতিমালা। আ বা এরকম কোনো সিস্টেম কি চান না? যেখানে এই যে সোশ্যাল মিডিয়া গুলো আসলে ব্যবহার করা যাবে না স্কুলে যখন, বা স্কুলের নেটওয়ার্কে থাকবে। সেটা কি বেশি ভালো হয় না?
খুব দরকার। হ্যাঁ, হ্যাঁ। এক -দমই, ঠিক। একদমই ঠিক এবং চমৎকার বলেছেন যে, বিধিনিষেধ আরোপ করা ব্যবহারের উপর। এবং সিস্টেম থেকে কিছু জনি জিনিস যদি সরিয়ে দেওয়া যায় সেটা আরো ভালো হয়। কারণ সোশ্যাল মিডিয়া বা এই স্মার্টফোন ছাড়া এখন আর জীবন চালানো সম্ভব না। তাই, তো সেই ক্ষেত্রে ব্যবহার বিধি সতর্কীকরণ। এটা করা এটা করা খুব জরুরি।
ঠিক। একদম, একদম এবং এই যে বিষয়টা আসলে বলি। একদম, একদম। একদম। জ্বী, ঠিকই বলেছেন। তো এই যে আপনি কি সুন্দর করে সোশ্যাল মিডিয়া ব্যবহারের যে বিষয়টাকে এত সুন্দরভাবে পরিষ্কার করে বোঝালেন। যে কিভাবে আসলে এবং আপনার পরিবারের উদাহরণ বা আপ আপনার কিন্তু ব্যক্তিগত অনেক মতামত এবং তথ্যগুলো কিন্তু দিলেন। যেখানে কিন্তু খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে কিভাবে সোশ্যাল মিডিয়া সাহায্য করে। এবং আ ক কিভাবে চাপ বাড়ায় কিভাবে আসলে এই বিষয়গুলোকে দেখা যায়। তো এগুলো বলার জন্য কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনি।
আচ্ছা। চাপ, চাপ বাড়ায়, চাপ কমায় আপনাকেও অনেক ধন্যবাদ। অনেক কিছু বলতে পারলাম। আপনার কাছ থেকে জানলামও অনেক কিছু। ধন্যবাদ।